আচ্ছা, অনেকের জীবনেই তো বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাজে দিন আসে জীবনে। তো, বাজে দিন বললে, আপনার কাছে সেটা আসলে কিভাবে বোঝায়? আপনি কিভাবে এই দিনটা কাটান তখন?
আ বাজে দিন যদি কোনো কোনোটা আসে বা কখনো আসে, তো সেক্ষেত্রে আমি একটু নিরিবিলি বা একা থাকার চেষ্টা করি আরকি। সাধারণত যেটা হয় যে, যদি হয়তো একটা খারাপ কোনো কিছু আমার সাথে ঘটে বা হয়তো এরকম কোনো কিছু একটা ঘটে, যেটা হচ্ছে আমি একদমই প্রত্যাশা করি নাই। সেক্ষেত্রে আমি ১ম এই চেষ্টা করি যে, কোথাও একটু স্থির হয়ে বসার বা একটু একা থাকার জন্য কিছু সময়।
হুম। আচ্ছা। হু, হু। জি। আচ্ছা। এটা খুব
তো সেক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ। তো, তো সেক্ষেত্রে যেটা হয় যে, অ্যা মনটা স্থির হয় আরকি। অনেক সময় হয় যে, ইনস্ট্যান্ট একটা খারাপ খবর পাইলে বা ইনস্ট্যান্ট যখন হচ্ছে আমি একটা কাছ থেকে বের হয়ে আসি বা ধারাবাহিকভাবে যখন একটা দিন আ খারাপ যায়, সেক্ষেত্রে মন কিন্তু অনেক অস্থির থাকে এবং দেখা যাচ্ছে, চিন্তার গতিপথ খুব দ্রুত পরিবর্তন হয় সেই সময়টাতে। তো, ঐ সময় দেখা যায়, ওই টাইমটা খুবই ভাল vulnerable থাকে। তো, ঐ সময় দেখা যায়, অনেক ধরনের ভুল ডিসিশন নেওয়া হয়ে যায়, যদি কেউ ডিসিশন নিতে চায়। তো সাধারণত সেই সময়টা আমি একদমই কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তো ওই সময়টা একদম স্থির থাকতে চাই, একদম রেস্ট এ থাকতে চাই। যদি সুযোগ থাকে বা বাসায় থাকি, সেক্ষেত্রে একটু শুয়ে থাকার চেষ্টা করি বা ঘুমানোর চেষ্টা করি। কারণ, এটা হচ্ছে খুবই কাজে দেয় আমার ক্ষেত্রে। যে যদি আ আমি ধরেন, কোনো একটা ফিলিংস এর ভেতর দিয়ে যাচ্ছি, সেটা হোক খ খুব ভালো বা খ খুব খারাপ। সেক্ষেত্রে আমি একটু ঘুমানোর চেষ্টা করি। কারণ, ঘুমাইলে হচ্ছে আ যদি খারাপ ফিলিংস এর ভেতর থাকি, সেটা ভালো হয়ে যায় বা সেটা neutral হয়ে যায়। সে খারাপ অনুভূতিটা থাকে না। আর যদি ভালো অনুভূতি থাকে, তো হ্যাঁ। যদি ভালো অনুভূতি থাকে, তো সেটা হচ্ছে আরো আরো বেড়ে যায় ঘুম থেকে ওঠার পরে। তো এই জিনিসটা আমি ফলো করার ট্রাই করি আরকি। যে একটু নিরিবিলি থাকা বা একটু বিশ্রাম নেই, তখন সেটা অনেক পজিটিভভাবে কাজ করে আমার ক্ষেত্রে।
ভালো, ঠিক। হু, হু। জি। একদমই। হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এটা ভালো করলেন। জি। হু, হু। আচ্ছা। জি। বুঝতে পারলাম। এই ব্যাপারটা আপনি খুব ভালো বললেন। আমার খুব দারুণ লাগলো যে আপনি আ মন খারাপ থাকলে বা একটা বাজে দিন কাটানোর পরে কখনোই প্যানিকড হন নাই। একটু শান্ত হয়ে থাকেন। ওই সময় হুটহাট করে কোন ডিসিশন ও নেন নেন না। যেটা আসলে ভীষণই দরকার যে ওই মুহূর্তটাতে শান্ত থেকে কোন হুটহাট কোন ডিসিশন না নেওয়া বা আবার একটা নরমাল সিচুয়েশন এ আসার জন্য ওয়েট করা, চুপচাপ থাকানো বা একটু ঘুমানো বা ন্যাপ নেওয়া। এটা ভীষণই কার্যকর হবে। আমার মনে হয় যে সবার জন্যই হয়তো এটা বেশ কার্যকর হবে। খারাপ মুহূর্তটাতে কোন ডিসিশন না নেওয়া। একটু শান্ত থাকা। তো এই ক্ষেত্রে কি আমি একটু শুনতে চাচ্ছিলাম আপনি কোনো ধরনের রুটিন মেইনটেইন করেন কি? যে একটা বাজে দিন গেল। আমি এথিক এ এই পা প্রসেস টা পার করলে হয়তো আমি স্বাভাবিক হবো। এরকম কোন রুটিন কি আপনার আছে?
হ্যাঁ। রাইট। না, ওরকম পার্টিকুলার রুটিন নাই। কিন্তু আমার কিছু কাজ আছে। যে কাজগুলা যদি আমি করি তাহলে হচ্ছে যে আমার মন খারাপ ভাবটা কেটে যায় আরকি। তো ১ম এ হচ্ছে আমার 1st প্রায়োরিটি 1st টার্গেট থাকে হচ্ছে যেটা বললাম একটু আগে যে একটু স্থির হওয়ার হ্যাঁ? তো একটু স্থির যখন হয়ে যাই, অ্যা মনটা যখন একটু শান্ত হয় দ যেমন ধরেন যে একটা স্ট্যাবিলিটি চলে আসছে মেন্টাল, তখন আমি একটা কাজ করার ট্রাই করি। সেটা মানে রুটিন ও বলা চলে। মানে ঐরকম নিয়ম করে রুটিন না। তখন আমি চেষ্টা করি যে কাজে ইনভলভ হয়ে যাইতে। <sniffs> যেকোনো একটা কাজে এরকমভাবে ঢোকার চেষ্টা করি যে কাজটা থেকে আসলে বের হওয়ার সুযোগ থাকে না। যে একটা কাজ কিছু, কিছু কাজ আছে না যে কাজটা শুরু করলে শেষ করা যায় না। যেমন হচ্ছে রান্নার কাজ। এ যদি রান্নার কাজটা আমি শুরু করি সেক্ষেত্রে ধরেন যতক্ষণ না রান্নাটা শেষ হচ্ছে, ততক্ষণ তো চাইলেও তো আমি চলে আসতে পারব না। আমাকে তো রান্নাটা শেষ করতে হবে। বা একটা রিদমের ভিতর ঢুকে যাইতে হয় আরকি তখন। তো আমি এই ধরনের কাজে ঢুকে যাওয়ার চেষ্টা করি যেকোনো একটা। বা আ দেখা যাচ্ছে হয়তো আমি আ মনে কারো সাথে একটু ফোনে কথা বলার চেষ্টা করি হয়তো বাসার মানুষের সাথে একটা প্রয়োজনীয় বিষয় যেটা হচ্ছে আমার ক্ষেত্রে কাজে লাগবে। এমনি ধরেন র‍্যান্ডোম কথা না। আ মানে মোট কথা হচ্ছে যেকোনো একটা কাজে ঢুকে যাওয়ার চেষ্টা করি আরকি সেই সময়টাতে। আর রুটিনের যে বিষয়টা বললেন, দু ঘুম থেকে ওঠার পর আ বা সাধারণত একটু ফ্রেশ ট্রেস হই। ফ্রেশ ট্রেস হয়ে ধরেন একটু চা বা একটু কফি খেলে বা একটু মিষ্টি জাতীয় খাবার খেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মন খারাপের ভাবটা কিছু, কিছু ক্ষেত্রে কমে। যেহেতু এখানে যে হরমোনাল একটা বিষয় থাকে মন খারাপের সাথে।
আচ্ছা। আচ্ছা। জী। ওকে। হুম, হুম। একদম। হুম, হুম, হুম। জ্বী। হুম, হুম, হুম। জী। হুম, হুম। জী, জী, জী। হুম, হুম, হুম। এটা আমার কাছে আমি খুব কিন্তু রিলেট করতে পারলাম এই বিষয়টা। এ যে চা বা কফি খাওয়া এটা আমার সাথেও ভীষণ হয়। যে চা বা কফি খেলাম হয়তো মুডটা সাথে, সাথে চেঞ্জ হয়ে গেল। তো আমার ও খুব ভালো লাগছিল আপনার কথা শুনে। যে আপনি যেই, যেই কথাগুলোই বলছিলেন আমি মোটামুটি রিলেট করতে পারছিলাম। আর সবচেয়ে ভালো লাগলো এই বিষয়টা যে কোন রুটিন হয়তোবা আপনি স্টেপ বাই স্টেপ আ ফলো করেন না। কিন্তু ১ম এই যেই শান্ত হওয়ার বিষয়টা এবং নিজের ভালো লাগার কিছু কাজ বা চা খেলে একটু আ বেটার ফিল হয় এই ব্যাপারগুলো এইগুলো যে আপনি মেইনটেইন করেন এটা আমার আ শুনে খুব ভালো লাগলো। কারণ অনেকেই এই পরিস্থিতিতে দেখা যায় যে বের হতে পারে না বা ভুলভাল ডিসিশন ও নিয়ে ফেলে অনেক সময়। অ আপনি কি এরকম মা মেক্সিমাম ক্ষেত্রে যদি বাজে একটা দিন যায় বা বাজে একটা ঘটনার পরে এরকম একটা দিন কাটাতে হয়। বা এই ব্যাপারটা যদি একটু দীর্ঘ সময়ের জন্য থাকে। আপনি কি সেটা এ একেবারেই একা আ রিকভার করতে পছন্দ করেন? নাকি এ কারোর সাথে সেই ব্যাপারটা একটু শেয়ার করতে নিজের আপনজনের সাথে বা প্রিয় কোন মানুষের সাথে শেয়ার করতে পছন্দ করেন?
আচ্ছা। হুম। আহ হুম। হ্যাঁ, হ্যাঁ এক হুম। হ্যাঁ। না এটা আসলে ডিপেন্ড করে, যে ঘটনাটা কিরকম বা দিনটা আমার খারাপ গেছে, কেন খারাপ গেছে? যখন দেখি যে সেটা আসলে ব্যক্তিগত কোন কারণ, তখন আস হচ্ছে সেটা আসলে কারো সাথে শেয়ার করি না সাধারণত। আর যদি দেখি যে ধরেন কাজের ক্ষেত্রে, বা হয়তো কেউ আমাকে হেল্প করতে পারবে বা একটা ভালো পরামর্শ দিতে পারবে সেই বিষয়টাতে, তখন হচ্ছে আমি কারো সাথে হয়তো ফ্যামিলির লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আর এমনিতেই যেখানে আসলে কারো কিছু করার থাকে না, অ্যা যে এটা সে হয়তো এটার কোনো সলিউশন দিতে পারবে না, বা হয়তো আমাকে ভালো একটা পরামর্শ দিতে পারবে না বা ওভারঅল আমাকে একটা ফিলোসফিক্যাল লেসন দিতে পারবে না অতএ তার সাথে আমি সাধারণত ওই বিষয়টা নিয়ে কথা বলি না আরকি। একটু একাই থাকতে পছন্দ করি। আর এমনিতে সবসময় একা থাকার থেকে আমি মনে করি যে, আসলে একটু দুইটা প্যাটার্ন এ যদি চলা যায় যে, অ্যা ১ম দিকে একা থাকার পরে যখন হচ্ছে জিনিসটা একটু নরমাল হয়ে যায়। বা কিছু আ নিউট্রাল হয়ে যায় মনের অবস্থাটা, তখন কিন্তু যদি একটা আড্ডায় যাওয়া যায়, বন্ধুদের একটা আড্ডায় যাওয়া যায় বা ধরেন একটু আশপাশ থেকে ঘুরে আসা যায়। আ কোথাও থেকে, হয়তো বাইরে থেকে একটা কফি খেয়ে আসলে বা বাইরে থেকে একটা চা খেয়ে আসলে, তখন কিন্তু দেখা যায় যে মনের অবস্থাটা, ধরেন ওইযে নিউট্রাল থেকে একটু ভালোর দিকে যায়। এরকম একটা স্টেপ বা এরকম একটা কার্ভ আমি অ্যা মানে বের করে নিতে চাই আরকি ঐখান থেকে সাধারণত মন খারাপ থাকলে।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। হুম। জি, জি। হুম, হুম। উম ডি হুম, হুম। জি। আচ্ছা, আচ্ছা। আ বুঝতে পারলাম। আচ্ছা আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম, আপনি কিন্তু মোটামুটি এই যে বাজে দিনের পরে নিজেকে রিকভার করা বা, একটু শান্ত হওয়া এই ব্যাপারটা আ মেক্সিমাম ক্ষেত্রে নিজেই হ্যান্ডেল করে থাকেন। অ্যা এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে, আপনি কারো সাথে শেয়ার করবেন কিনা। তারপরেও অ্যা ব্যাপারটা হ্যান্ডেল করা এটা কিন্তু আপনি একাই করেন এবং পরিস্থিতি কিছুটা নর নরমাল হলে, তখন আপনি একটু বেটার ফিল করানোর জন্য হয়তো কারো সাথে আড্ডা দেন। বা বন্ধুবান্ধবের অ্যা ওখানে যান। আরেকটা জিনিস খুব ভাল্লাগলো, যে আপনি এটা চিন্তা করেন যে, "এটা থেকে আমার কোন বিনি বেনিফিট আছে কিনা? বা এটাতে আসলেই কিছু করার আছে কিনা? আ সে আমাকে কোন হেল্প করতে পারবে কিনা?" আবার অনেক সময় থাকে আমাদের যে, যেটা ভাগ্যে আছে সেটা হয়েই যায়। ঐটা থেকে আর কোন কিছু করার থাকে না। উ বরং মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। এটাও অনেক সময় হয়। তো উম আপনার ক্ষেত্রে
হুম, হুম। হুম, হুম। করার থাকে না, হ্যাঁ। ঐ যে ঐটা কাজ করে আরকি তখন যে মানে যদি ওইরকম কোন ঘটনা হয়, যে যেটা আসলে ইগনোর করা যায় না, বা যেটা আসলে হয়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না। তখন হচ্ছে অ্যা কাজী নজরুল ইসলামের একটা লাইন আছে এরকম যে, "সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে মরে করে না বঞ্চনা।" তো এরকম হচ্ছে একটা লাইন আছে। তো ঐটা হচ্ছে আমি তখন ফলো করার চেষ্টা করি আরকি। আরেকটা জিনিস বলছিলেন যে, "মন খারাপ হইলে কি করি?" এইটা বলতে ভুলে গেছিলাম। আমি হচ্ছে ধরেন একটু আ কবিতা-টবিতা এই জ এই ধরনের বিষয় একটু পছন্দ করি আরকি। তো তো যখন দেখা যাচ্ছে একটু মন খারাপ হয়, তখন কখনো, কখনো আ মন খারাপের কবিতা-টবিতা যেগুলো থাকে কিছু, কিছু। তো সেগুলো পড়লে এই মন খারাপে, মন খারাপে অনেক সময় কাটাকাটি হয়ে যায়। <scoffs> সে সেক্ষেত্রে মন আবার অনেক সময় একটা নিউট্রাল পজিশন এ কখনো, কখনো চলে আসে আরকি। তো এইটাও আসলে আমাকে অনেক সময় বেনিফিট দেয়। তবে অ্যা গানের ক্ষেত্রে বিষয় উল্টা হয়। যে মন খারাপ থাকলে যদি আসলে মন খারাপ এর গান শোনা হয়, তখন দেখা যাচ্ছে মনের অবস্থা আগে আগে ধরেন থাকতো মনের অবস্থা খারাপ। আর মন খারাপ থাকা অবস্থায় যদি মন খারাপের গান শোনা হয়, তাইলে মনের অবস্থা হয়ে যায় জঘন্য। তো <scoffs> সুতরাং ঐ ঐ সময় থ মনের খারাপের গান শোনাটা আমি এড়ায়ে যেতে চাই আরকি সাধারণত।
জি, জি। হুম, হুম। হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, একদমই। হুম, হুম। জি। বাহ! দারুণ ব্যাপার। জি। হুম, হুম। <scoffs> আচ্ছা, জি। হুম, হুম, হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা। ওকে। আমার ক্ষেত্রে কিন্তু আবার উল্টো। আমি কিন্তু ঐ মন খারাপের গানই শুনি। কেন জানি ঐ সময় আমার আর আনন্দের গান ভালো লাগে না। তা মনে হয় যেন রিলেট করতে পারছি না।
আচ্ছা। <chuckles> না না, আনন্দের গান মানে ঐ সময় গানটাই শুনি না আরকি। মন খারাপের গান শুনলে মনে হয় যে মন খারাপটা অনেক দীর্ঘ হয়ে যায়। মানে এ গান কিন্তু ধরেন মনের অবস্থাটাকে অনেকটাই প্রভাবিত করে। যে কি ধরনের গান শুনতেছি, ওই গানের সাথে, সাথে মনের স্টেটটা চেঞ্জ হয়। তো যখন আসলে আমি একটা মন খারাপের গান ছেড়ে দিলাম ৫ মিনিট ধরেন আ মন খারাপের দৈর্ঘ্য, গানটার দৈর্ঘ্য। তো সেইক্ষেত্রে আমি আরো জানি যে নিশ্চিতভাবে এই গানটা শোনার মাঝখানে আমার মন ভালো হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই। সেইক্ষেত্রে হচ্ছে ওই সময় আসলে গানটাই আমি এড়াইয়া চলার চ চেষ্টা করি আরকি, সাধারণত।
তো হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদমই। জি। হুম, হুম। হুম। হুম। বাহ! আ বেশ ভালো লাগলো এই ব্যাপারটা শুনে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে এখন আরো যেহ যেহেতু সোশ্যাল মিডিয়ায় সবাই এত বেশি অ্যাক্টিভ এখন আরো বেশি অ্যাঁ এই ব্যাপারগুলো জানা যায়। যে কোন একটা বৈজ্ঞানিক টেকনিক হয়তো আছে বা চট করে এটা হয়তো এপ্লাই করলেন খুব আ বাজে একটা সিচুয়েশন এর সময়। এরকম কোনো কিছু কি আপনার ক্ষেত্রে আছে যেটা আপনি মেক্সিমাম ক্ষেত্রেই ফলো করেন?
<clears throat> আ এরকম একটা আছে। যেমন আ হুটহাট একটা কোন কিছু হয়ে গেলে যদি একটু আ জোরে, জোরে শ্বাসপ্রশ্বাসটা কিছুক্ষণ নেয়া হয় এবং ত্যাগ করা হয় একটা রিদম এ, সেটা দেখা যাচ্ছে যে মানসিক একটা স্থিরতা নিয়ে আসতে সাহায্য করে। এই বিষয়টা। আর যদি ধরেন একটু স্ট্রেচ করা হয় বডি স্ট্রেচ এর যে বিষয়টা বডি স্ট্রেচ করা বা হালকা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার যদি সুযোগ থাকে, এটা করলে অনেক সময় মন ভালো হয় এবং সবচেয়ে কার্যকরী যেটা, সেটা হচ্ছে ধরেন যে আ একটু যদি হাঁটা যায়, একটা ব্যস্ত রাস্তায় বা একটা খালি জায়গায় যেকোনো জায়গায়, যেকোন জায়গায় কোন, কোন উদ্দেশ্য নিয়ে না কোন কাজের জন্য না। এমনি নি ২০ মিনিট সময় যদি কেউ হাঁটে একটা জায়গায় হেঁটে যায় এবং সেখান থেকে হেঁটে আসে, রেন্ডমলি সেটা হচ্ছে যে মনের কন্ডিশনটা বা মনের স্টেটটাকে ধরুন মানে খুব চমৎকার করে ফেলে আরকি এবং আ রাস্তা দিয়ে যাওয়ার সময় ধরেন অ্যা এটা ওটা যদি দেখে যাইতে হয়, তখন হয় কি যে অনেক কিছু দেখলে আমাদের চোখের মধ্যে যখন আ অনেক বিচিত্র ধরনের জিনিসপত্র বা দৃশ্য দেখা যায়, তখন হচ্ছে যে ব্রেইনটা দ্রুত শিফট করে চিন্তা ভাবনাগুলো। তখন হচ্ছে দেখা যায় মন খারাপ যেটা থাকে সেটা অনেক এ নিচে চাপা পড়ে যায়। তো এই জিনিসটা আমি মাঝে, মাঝে ফলো করার চেষ্টা করি।
হুম। জি। একদম। জ্বী, জ্বী। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি, জি। আচ্ছা, দারুণ টেকনিক। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে নিজের মনোযোগকে এ শিফট করা আরকি। যে আমি অন্য যদি আ অন্যদিকে মনোযোগ দিতে চাচ্ছি। এ আশেপাশের জিনিসটা ভালো করে নজর দিচ্ছি। এরকম একটা টেকনিকও বোধহয় আছে ওইযে ৪-৩-২-১ আ মেথড না কি একটা মেথড বলে? যে ৪ টা জিনিস শোনা, ৩ টা জিনিস দেখা, এরকম টাইপের কিছু একটা। ও ঐটারি কাছাকাছি আপনার ব্যাপারটা প্রায়। অ্যা তো এটাতে আসলে বোধহয় মনোযোগ অনেকটাই শিফট হয়।
শিফট করা। হ্যাঁ, একদমই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ এরকম একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা। হ্যাঁ। ওইটা তো ভালোই শিফট হয়। হ্যাঁ, ৪-৩-২ কি মোটামুটি ওইটাতেও আ ধরেন এ যার যেটা হচ্ছে অভ্যস্ত বা যে যেটাতে কমফোর্টেবল ফিল করে আরকি। দেখা গেছে যে ঐ যে নিয়ম মেনে করতে গেলে তখন হয় কি মনে হয় যে একটা মানে ব্যাকরণ বইয়ের ভেতর ঢুকে গেসি এরকম মনে হয় আরকি। তো এজন্যই মানে যেটা হচ্ছে আমার ক্ষেত্রে কাজ করে বা আগে ধরেন এটা করছি কর করলে ভালো লাগসে। হ্যাঁ, ওই অনুযায়ী জিনিসটা করার চেষ্টা করি আরকি সাধারণত এবং সাধারণত ভালোই ফল দেয়।
এবং হ্যাঁ। চাপ লাগে। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। তো এরকম আ মা আমাদের জীবনে অহরহই যদিও এরকম ঘটনা ঘ ঘটে থাকে যে একটা বাজে সিচুয়েশনে তৈরি হয়েছে। তারপরেও এরকম বিশেষ কোন ঘটনা কি মনে পড়ে যেটা আপনি শেয়ার করতে চান? যে এইভাবে আপনি রিকভার করেছিলেন এরকম বাজে সময়ের পরে?
হুম। হ্যাঁ। আ এরকম যদি ধরেন আ কিছু, কিছু ঘটনা থাকে যে ধারাবাহিকভাবে খারাপ হইতে থাকে। <coughs> উম আ সেটা হচ্ছে ওয়ান টাইম ঘটনা ঘটনা না। যে হয়তো ১ দিন আমার সাথে খারাপ ঘটে গেছে বিষয়টা এরকম না। এটা মূলত অনেক সময় দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে হয় কখনো, কখনো। যে ধারাবাহিকভাবে হচ্ছে মানুষ একটা খারাপ দিকে যাইতে থাকে। তো সেক্ষেত্রে আসলে যেটা করতে হয় যে এ ধরেন এ অ দীর্ঘদিন ধরে জিনিসটা চলতেছে তখন আসলে একটু ঠান্ডা মাথায় ভাবতে হয় বা ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়। তখন মন থেকে একটা সিদ্ধান্ত নিতে হয় যে আসলে এখন কি করা উচিত কি করা যাবে। যে আমি যে খারাপ সময়টার ভেতর দিয়ে যাচ্ছি সেই খারাপ সময়টা আসলে কিভাবে রিক রিকভার করা যায়। বা রিকভার করার তো চেষ্টা করা হচ্ছে সেটা তো আসলে রিকভার হচ্ছে না। তখন দেখা যায় সোর্স টা কোথায়? এই মন খারাপের সোর্স টা কোথায় বা খারাপ রাকার সোর্স টা কোথায়? সেটাকে খুঁজে বের করতে হয় এবং সেটাকে খুঁজে বের করে সেই জায়গায় হচ্ছে একটা ধরেন। আ কখনো কনভারসেশন কখনো হচ্ছে সিদ্ধান্ত, কখনো এরকম একটা বিষয় বে এটার ভিতর দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এ ধরেন মন খারাপের যে কারণটা থাকে সেটা অনেক সময়। সেই জায়গাটাতে সমাধানটা করা সম্ভব হয় আরকি এবং যখন হচ্ছে আ মানে বেসিক জায়গাটায় আসলে এ মানে সমস্যাটা সমাধান হয়ে যায় সেটা আল্টিমেটলি হচ্ছে ধরেন আ মানে মন খারাপটা রাখে না আরকি। কারণ মন খারাপ তো আসলে কোনো না কোনো কিছুর effect তাইনা? মন খারাপ তো আসলে আ মৌলিক না সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যে এ কোন একটা কাজ হইছে বা কোন একটা কাজ হয় নাই সেটার প্রভাব হিসেবে মন খারাপটা আমাদের উপর আসে। যে জন্য হচ্ছে যেটার জন্য হয় মন খারাপটা সেটা আ সমাধান করলে আমার মনে হয় যে মন খারাপের ভাবটা থাকে না বা থাকবে না।
হুম। চান্স। হুম। উ জী। হুম, হুম। চিন্তা করতে হয়। আনটি। হুম, হুম। জি, জি। হুম, হুম। <smacks lips> আচ্ছা। হুম। হুম। হুম, হুম। একদমই। হু হুম। আচ্ছা, আচ্ছা। না একদমই তাই। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু বেশ বৈজ্ঞানিক একটা ব্যাপারও। এ যে অনেক সময়ও আমি শুনেছিও দেখেছিও যে অনেক সময় বলা হয় যে আপনি যদি আপনার মন খারাপের কারণটা আ <smacks lips> খুঁজে বের করতে কষ্ট হয় বা খুঁজে বের করতে চান না, বুঝতে না পারছেন তাহলে বে অন্তত কাগজে লিখুন স্টেপ টা যে আপনার কখন থেকে মন খারাপ। বা ঠিক কিন কোন কারণে হয়েছে। অনেক সময় লিখতে চেষ্টা করলেও দেখা যায় যে এ ব্যাপারটা হয়তো একদম সামনে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। মানে নিজের মন খারাপের উৎসটা আগে বুঝতে হবে। তা না হলে সলভ করাটা আসলে কঠিন। তো এই ব্যাপারটা আপনি আ মানে খুবই ইফেক্টিভলি করেন বোঝা যাচ্ছে উম
হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কঠিন একদম। <scoffs> না ইফেক্টিভলি করি বলতে কি যে খুব বেশি যে মন খারাপ হয় এরকম না। কিন্তু আসলে যখনই হয় তখন আমি চাই না আরকি যে মন খারাপটা বেশিক্ষণ দীর্ঘ হোক। কারণ একটা সময় ছিল এরকম যে মন খারাপ অনেক দীর্ঘ হয়ে যাইত। তখন দেখতাম যে মানে একটা সময় উপভোগ করতাম আরকি। শুরুর দিকে উপভোগ করতাম বিশেষ করে। বিষাদ উদযাপন করার যে বিষয়টা ওইটা একটা সময় এনজয় করতাম। দুপুরে উঠতে দেখলাম যে এগুলা কইরা লাভ নাই। দুঃখযাপন, দুঃখ বিলাস কইরা লাভ নাই। এগুলা হচ্ছে ধরেন একটা পার্টিকুলার বয়স পর্যন্তই চলে। এ আ এরপরে আর সেটা আসলে খুব বেশি প্রাসঙ্গিক থাকে না আরকি। সুতরাং হচ্ছে দুঃখ দুঃখের মতো থাকুক, আমি আমার মতো থাকি। মাঝে, মাঝে দেখা হইলে হাই হেলো করবো এটাই।
তাহলে হুম। শাফল করে, হুম। ইন্টারেস্টিং! আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। <scoffs> আচ্ছা বেশ ইন্টারেস্টিং লাগলো কিন্তু আমার এই লাস্টের কথাটা যে মাঝে মাঝে দুঃখ উদযাপন করতেন একসময়। তো এই যে পুরো আ ব্যাপারটা থেকে আমি আমার কাছে খুব ভালো লাগলো যে আপনি পুরো ব্যাপারটাই কিন্তু ভীষণ আ শক্ত হাততেই হ্যান্ডেল করেন। আপনি নিজের মন খারাপ আ বা বেশিদিন থাকতে দেন না এবং খুব বৈজ্ঞানিকভাবেই সেটা নিয়ে আলোচনা নিজের মধ্যে আলোচনা করেন। সেটা সলভ করার চেষ্টা করেন। অনেক কিছু একদমই শেখার মতো। তো আমার খুব ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ। না আমারও খুব ভালো লাগলো আসলে আপনার সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পেরে। কারণ দেখা যায় যে অ্যা মন খারাপের বিষয় বা বাজে দিনের যদি কোন বিষয় হয় এরকম যদি কোন ঘটনা ঘটে সেটা যদি শেয়ার করা যায় সেক্ষেত্রে মনটা কিন্তু হালকা লাগে যেমনটা আমার লাগছে। তো আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
জি।